১ম দিনটা কিন্তু বেশ কষ্টের ছিল। কারণ ফোনটা এমন একটা জিনিস এ মানে ঐটা ছাড়া কিন্তু আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। তো ওই অভ্যস্ততা আসলে কিন্তু আমার জন্য কিন্তু কঠিন ছিল। তো ১ম দিন আসলে শুধুমাত্র বিছানার এপাশে ওপাশে গড়াগড়ি খাচ্ছিলাম। ঘুম কোনোভাবেই আসছিল না। তবে আমি যেহেতু ডিটারমাইনড ছিলাম যে না আমাকে আসলে এই কাজটা করতেই হবে, কারণ আমার প্রতিদিনের কাজ ব্যাহত হচ্ছে এই একটা অভ্যাসের জন্য। হ্যা? তো সেই ক্ষেত্রে নিজেদের থেকে সিদ্ধান্ত নিয়েই কিন্তু আসলে এই কাজটা করি, ১ম কয়েকদিন সমস্যা হয়েছে। আমি উ ঠিক সময়মতো ঘুমাতেও পারিনি। আ এবং দেখা যায় যে ফোনের জন্য একটুও ইয়াও লেগেছে, খারাপও লেগেছে যে হ্যা, কোনো ঘটনা হয়তো মিস হয়ে যাচ্ছে কিনা হ্যা। <chuckles>
হু, হু। <chuckles> একদম। উ হু। হু, হু। খারাপও লাগছিল ইচ্ছা করছিল যে না, আরেকবার যদি হ্যা সোশ্যাল মিডিয়াতে শেষবারের মতো দেখিনি যে কি হচ্ছে। তো এই যে এই মানসিকতা থেকে আসলে আপনি কিভাবে বের হয়ে এসেছিলেন বলুন তো?
হ্যা, একদমই তাই। আসলে সোশ্যাল মিডিয়া থেকে তো মানে আসলে, না আসলে সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগেই বের হয়ে গিয়েছি। অ্যা তখন আসলে সমস্যা হচ্ছিল যে YouTube এর যে reels গুলা আছে সেগুলা, এ্যা <chuckles> দেখা যেত যে সেগুলা বেশি মানে গোতাগুতি করতাম বা YouTube এ অনেক ভিডিও আছে। একটার পর একটা দেখতে, দেখতে, দেখতে, দেখতে, হ্যা, দেখতে, দেখতে আসলে সময় অন্নে অনেক পার হয়ে যেত। টেরও পেতাম না। এ তো পরবর্তীতে আসলে মানে এই কাজটা আসলে বাদ দিলাম। যেটা করলাম, বললাম যে ডিভাইসটা মাকে দিয়ে দিলাম। তো পরবর্তীতে যখন অভ্যস্ত হয়ে গেছি তো ফোনটা আসলে অনেক দূরে রাখতাম। তো একবার এরকম ঘটনা হয় যে রাতের বেলা ফোনটা ঠিক করে রাখি একটা জায়গায়। সকালে তো আর কোনোভাবেই মনে করতে পারছি না। অনেক সময় হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠলে রাতের কিছু জিনিস আছে কেন যেন একদমই মাথায় আসে না। তো সেইদিন আমাকে ফোন ছাড়াই
আচ্ছা। ও আচ্ছা। হু। একের পর এক আসতে থাকে, হু, হু, হু। একদম, একদম। হু, হু। হুম। আচ্ছা। কোথায় রেখেছেন? <chuckles> হ্যা। হ্যা মাঝখানে কিছুক্ষণের জন্য মানে নিজেকে মনে হয় যে পৃথিবীর বাইরে কোথাও ও চলে গেছি বা এরকম কখনো, কখনো হ্যা।
একদমই ঠিক। মানে একদম মনে হয় যে মাথা পুরা খালি। কিছুই বুঝতে পারতেছি না। কোত থেকে আসছি, এদিক ওদিক তাকাচ্ছি ডানে বামে হ্যা <chuckles> কেমন যেন অদ্ভুত রকম লাগে। তো সেইদিন ফোনটা আর পাইনি এবং আমার অফিসের সময় হয়ে গেছে। ঐদিন ফোন ছাড়াই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল।
ব্ল্যাংক লাগে নিজেকে। উ হু। ওহহো! আচ্ছা তাহলে তো বেশ ভালোই একটা প্রবলেম হলো। তো আপনি বলছিলেন যে ফোনটা পাননি, হ্যা? আ পরে কি ফোনটা খুঁজে পেয়েছিলেন?
একদমই ঠিক।